জি, ধ ধন্যবাদ। দেখুন পুঁথিগত বিদ্যা, আর হচ্ছে নিজের কাজের মধ্যম দিয়ে শিক্ষা। এই ২ টার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমাদের যে কৃষক যা ফ্যামিলিগুলো এবং কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত। তারা কিন্তু মেঘের নড়াচড়া দেখেও বুঝতে পারে যে আ বৃষ্টিটা আসতে পারে কি না পারে। তো, এরকম একটা বিষয় যো তাদের একটা অভিজ্ঞতা এমনভাবে তাদের মাথায় সেট হয়ে গেছে। যে কখন কোন পোকাটি ধরবে অ্যা কোন প্রকার আক্রমণে কোনটি ঘটছে, এটা একজন কৃষিবিদ যেরকম বুঝতে পারে, পাশাপাশি কৃষকরাও কিন্তু বুঝতে পারে। সুতরাং, এই যে এ আবহাওয়ার তারতম্যের কারণে যে পরিবেশের সাথে ওঠা নামা। সেটার সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা শিক্ষা কিন্তু এই কৃষকগুলোর রয়েছে। মানে কৃষি জি, জি।
আচ্ছা। হুম। আচ্ছা। হু। অবশ্যই। এবং আপনার কথা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছিল যে আসলে, অনেক কিছুই কিন্তু আগে পরে করতে হচ্ছে। বা আসলে অনেক পদক্ষেপ আগে পরে নিতে হচ্ছে শুধুমাত্র এই একটি আবহাওয়ার আ ওঠানামার জন্য। ন খুবই চমৎকারভাবে কিন্তু আপনি ব্যাপারটা বুঝিয়ে বললেন। তবে এই যে পোকার কথা বলছিলেন তো ফসল চক্রে আসলে পোকাটা কখন আসে, বা কখন আসলে পোকাটার দিকে নজর দিতে হয়?
নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি। জি। দেখুন, ফসলের মধ্যে অনেক বিষয় রয়েছে। যখন ফসলটা লাগানো হয় তখন হচ্ছে এর মধ্যে যে অ অ অতিরিক্ত ঘাসগুলো জন্মায়। সেগুলো আগে ১ম এ কৃষকদের মাথায় রাখতে হয়। আগাছা যেগুলো, জি। তো আর আগাছা দমনের পরে কীটনাশক ব্যবহার করা হয় এই কারণে, যে শুরুর দিকে কিছু কীটনাশক ব্যবহার করা হয় যাতে করে নরম অংশটা তারা আ খাদ্য হিসেবে গ্রহণ না করে। এর মধ্যে অ্যা যেগুলো আবার প্রয়োজনীয় জিনিস রয়েছে, অনেকগুলো এখন অ আ কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক অনেক ফাঁদ তৈরি করেও এগুলো করা হয়। আলোক ফাঁদ কিংবা হচ্ছে অ্যা ওই আ আ পাখি তাড়ানোর মতো বিষয়। পাখি বসার মত
আচ্ছা। অর্থাৎ আগাছা যেগুলো জন্মায়। হুম। আচ্ছা। অর্থাৎ, আরেকটু প্রাকৃতিক উপায় যেগুলো আসলে একটু কম ক্ষতিকর তাই তো?
কম ক্ষতিকর, জি। আর যখন ধানটা পরিপূর্ণ অ আসলে গাছটা যখন পরিপূর্ণ হয়ে যায়। যেই সময় ধানটা বেরোবে এইরকম সময়েই কিন্তু পোকার আক্রমণগুলো বেশি হয়। সেটা কারেন্ট পোকা বলে আমাদের অঞ্চলে। আমি জানি না এটাকে সায়েন্সলি সায়েন্টিফিকলি কি বলে। তবে তারপর গাছের গোড়া পচা রোগ এ এটাও একটা বড় বিষয়। ব্লাস্ট নামে একটা রোগ রয়েছে।
হুম। আচ্ছা। তো, এই যে আ গাছ আ শুরু মানে দেখা যাচ্ছে যে বীজ বপন করার ঠিক কত মাস পরে এই ঘটনাটা ঘটে?
জি, জি।